এটাই। আর গাছপালার কথা কী বলব ভাই? আমাদের মানে নিজেরা তো ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগাইতে পারি। মানে যখন দেখবেন যে গরম বেশি পড়তেছে বা বৃষ্টি একদমই হচ্ছে না তখন কিন্তু একটা trend চলে আসে আমাদের মধ্যে, যে গাছ লাগাতে হবে। আপনি দেখবেন সোশাল মিডিয়ায় সবাই গাছ-টাছ লাগাইয়া ছবি দিতেছে, video করতেছে। But এই যে গাছটা লাগাইল, এটার কিন্তু পরে আর পরিচর্যা করা হয় না। এইজন্য কিন্তু আসলে এই যে অ্যা হ্যাঁ।
হু, হু, হু। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ ,হ্যাঁ, ওই লাগানো পর্যন্তই শেষ। ওটা বাইচা আছে না মরে গেছে, ও নিয়ে বিশেষ কোন হায়-আফসোস কারো নাই।
সেটাই। So ওই hype এর মধ্যে গাছগুলো লাগানো হয় but পরিচর্যার অভাবে আসলে গাছ লাগানোর যে সুবিধা এটা কিন্তু আসলে আমরা ভোগ করতে পারি না। So আমরা বলব যে নিজ উদ্যোগে গাছ লাগানো এবং গাছের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে আমার মনে হয় at least নিজেদের যে একটা সুবিধা আমরা পাব।
হু, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ।
তো আসলে ভাই school আর সরকারের আসলে এখানে সচেতনতা বাড়ানোর দরকার আছে। কারণ দেখেন অনেকেই কিন্তু এখন জলবায়ুর পরিবর্তনের গুরুত্বটা বুঝে না। মানে জানেই না, তারা একদম oblivious।
হুম, হুম, হুম। হুম, হুম। মানে বইপত্রে পড়ছে just ওই কিতাবী বিদ্যার মতন। মানে আসলে ভয়াবহতাটা কতদূর realize করার সক্ষমতাটা আসলে নাই।
হ্যাঁ, জি। জি ভাই। তো আসলে শিশুদের ছোট থেকে যদি সচেতন করা যায় তাহলে কিন্তু তারা বলব যে ভবিষ্যতে সচেতন at least পরিবেশের দিক থেকে একটা সচেতন নাগরিক হয়ে বেড়ে উঠবে। আ তো আমার মনে হয় যে এটা শুধু school না আমাদের পরিবার থেকেই শুরু করা উচিত। বাচ্চাদেরকে ছোট থেকে একটু বলব যে প্রকৃতিপ্রেমী করে বড় করে তুললে মানে at least ভবিষ্যতে ভালো একটা পরিবর্তন আসবে।
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। যাতে করে ওরা বিষয়টা মানে জেনে বড় হয়। এমন যেন না হয় যে বিষয়টা ওরা আদতে জানেই না, এরকম যেন না হয়। বিষয়টা যেন ওরা জেনে বড় হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে দরকার। এখন এখানে আসলে মানে আমাদের এখন একটা সমন্বিত পদ্ধতি নেওয়া দরকার। যার মাধ্যমে আমরা মোটামুটি আ সব বিষয়গুলোই শিখাইতে পারব। যেমন পরিবেশের সুরক্ষায় কী করা দরকার? বৃক্ষরোপণের হারটা বাড়াইতে হবে। এরপরে পরিবেশ দূষণটা হ্রাস করতে হবে। এই যে উম বর্তমান যুগে একটা বড় concern হচ্ছে plastic, আরেকটা বড় concern হচ্ছে আপনার এই digital বর্জ্য যেগুলা। প্রচুর পরিমাণে মনে করেন electronics, digital devices, হাবিজাবি এগুলো household-এ নষ্ট হচ্ছে। ওগুলো তো মানে proper recycling টা হচ্ছে না। তাই না? এই যে একটা সমস্যা। তারপরে ধরুন আ আরও কিছু ব্যাপার আছে যেমন এই household-এর যে productগুলো, এগুলাও অনেক কিছুতে অনেক chemical এমন use হয়, যেটা কিন্তু আসলে পরিবেশের জন্য ক্ষতিকর। CFC-র কথা তো আমরা ট মোটামুটি সবাই জানি।
জি। হ্যাঁ ভাই। আবার জি। জি। একদম। হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ।

হ্যাঁ, মানে এই যে, জলবায়ু যে, পরিবর্তন হচ্ছে হ্যাঁ, গরমের যে, তীব্রতা এটা কিন্তু অনেক বেড়ে গেছে। যা শরীর ও মনকে কিন্তু আগের চেয়ে অনেক ক্লান্ত করে তোলে আমাদের। এবং দেখেন হ্যাঁ, একদম ভাই এবং এই যে, বৃষ্টির যে, ঋতু এটা কিন্তু ঠিকমতো আসতেছে না। কখনো দেখেন একদম অনেক গরম আবার কখনো হঠাৎ করেই বন্যা চলে আসতেছে। আবার শীতের সময় কিন্তু অনেক তীব্র শীত পড়তেছে। যে
হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, বিরক্তিকর করে তোলে, মেজাজ খিটখিটে হয়ে যায়। হু, হুম। হু, হু, হুম। হু, হু, হুম। মানে যা হচ্ছে তা অনেকটা sudden এবং খুবই মানে s strong, এরকম একটা ব্যাপার।
এটাই ভাই মানে আমরা কিছু predict করতে পারতেছি না, হ্যাঁ। তো খাদ্য উৎপাদন এবং এটার ফলে কিন্তু দামের উপরেও কিন্তু প্রভাব পড়তেছে। ফলে দেখবেন যে, বাজারে আসলে জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। আবার সাথে তো আছেই যে, স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি, allergy আবার ডেঙ্গুর মতো যে, রোগ আছে এগুলা কিন্তু বেড়ে গেছে। আর এই যে, গরম যে, বেড়ে গেছে এজন্য আবার যে, বিদ্যুতের চাহিদা এটাও কিন্তু বেড়ে গেছে। ফলে আমাদের বিদ্যুৎ বিল বৃদ্ধি পাচ্ছে। এ যে, AC বা fan ব্যবহার তো বাড়ছেই বারি। তো আপনি আসলে মানে আমাদের দৈনন্দিন জীবনে যে, কার্যক্রম
হু, হু, হুম। উ হুম। হু, হুম। হু, হু, হুম। উ হুম। exactly. হ্যাঁ। ঠিক। <chuckles> এটা একটা chain reaction এর মত আমার কি মনে হয় জানেন, এই যে, এ মানে একটা শুধু এটা শুধু সামনের দিকেই নিয়ে যাচ্ছে। AC, fan দিয়ে আমরা ঠান্ডা থাকার চেষ্টা করছি। কিন্তু এই AC, fan চালাতে যে, বিদ্যুৎ তেছে সেটা আবার পরিবে জলবায়ুকে আরও ওই negative পরিবর্তনের দিকেই নিয়ে যাচ্ছে।
হ্যাঁ, ভাই। জি। হ্যাঁ, ভাই। আবার AC'র ফলে তো গরম একটা বাতাস আমাদের আবহাওয়াতে বের হচ্ছেই। so আ আমাদের কিন্তু সমস্যাটা আসলে বেড়েই চলতেছে আস্তে, আস্তে। এবং দৈনন্দিন জীবনের কথা যদি বলি তাহলে দেখবেন সকালে বের হলে কিন্তু প্রখর রোদ থাকে বা আবার অসময়ে কিন্তু বৃষ্টি চলে আসে। তো আপনার যে, দৈনন্দিন একটা পরিকল্পনা থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আবার গরমের ফলে আপনার দেখবেন কাজে মনোযোগ কমে যায় এবং মানে বাচ্চারাও কিন্তু আসলে যারা পড়ালেখা করে তাদের কিন্তু পড়াশোনার ক্ষতি হয়, হ্যাঁ। আবার
হু, হু, হুম। ঠিক। উ হুম। হুম। হুম। হুম। ঠিক। হ্যাঁ, তা তো আছে। হু, হুম। পড়াশুনা করতে চায় না ওরকম। আমি তো এই যে, নিজেই মানে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে, ধরুন আ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজটা ঠিকঠাক করতে পারি। আ দুপুরের পর আসলেই মানে মাথা কিরকম যেন আর মনে হয় যেন কাজ করতেছে না
জি। হ্যাঁ, ভাই।
মানে কাজ করতে হয় কারণ কাজ তো করতেই হয়। কিন্তু মনে হয় যেন মানে আমি ঠিক নিজের স্বেচ্ছায় কাজটা করছি না, করতে হয় তাই করছি আর ভিতরে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে অনেক সময় ধরতে পারতেছি না, এরকমও হয়ে যায়। <chuckles>
সেটাই, এটা তো আর বাদ দেওয়া যায় না। এটাই ভাই।

একদম ভাই কারণ ওই যে, যেটা বললাম যে, গুরুত্বটা এখনো বুঝে না। তো সরকারের এখানে উদ্যোগ ছাড়া আসলে বড় আকারে পরিবর্তন কিন্তু সম্ভব না। আমরা ছোট, ছোট উদ্যোগ নিতে পারি নিজেরা বাট বড় একটা পরিবর্তনের জন্য এখানে বলব, যে, আ community তো একটা contribution লাগবেই। but সরকারেরও এখানে আসলে একটা উদ্যোগ নেওয়া উচিত এবং পরিবেশ সংক্রান্ত যে, শিক্ষা এগুলো কিন্তু syllabus এ আরও যোগ করা উচিত। তাহলে বলব যে, একটা বাস্তব শিক্ষা নিয়ে তারা বড় হবে এবং আ আমাদের দেশে তো অনেক আইনই আছে। পরিবেশ সংরক্ষণ আইন, এই আইন, সেই আইন। but সেগুলা আসলে তেমন প্রয়োগ করা হয় না আইনের। তো আমার মনে হয় যে, আইনটা একটু strict করা উচিত।
হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। ঠিক, ঠিক হ্যাঁ। exactly। হুম, হুম, হুম। হুম, হুম। ঠিক আইনের প্রয়োগও একটা সমস্যা আসলে আইনের প্রয়োগ না থাকা। আইনের প্রয়োগ না থাকলে কিন্তু ওই মানুষ যে, নিজের থেকে খুব সাধু আচরণ করবে, এরকম মানুষ সচরাচর করে না। মানুষ হচ্ছে যখন দেখা যায় শাস্তির ভয় পায় তখন একটু সাধু থাকার চেষ্টা করে। মানে হয় মানুষ মানুষকে স্বার্থ দিতে হবে নাহলে মানুষকে শাস্তি দিতে হবে, নাহলে মানুষ কথা শুনবে না, <scoffs> এটা হচ্ছে মানুষের হ্যাবিট।
জি। হ্যাঁ, হ্যাঁ, ভাই। এটাই ভাই শাস্তিটা আরকি দিতে হবে। হ্যাঁ, এটাই যেমন এই যে, বাংলাদেশে বাইকাররা যে, helmet পরে এটা কিন্তু আগে আইন ছিল না। but যখনই কড়াকড়ি fine করা শুরু করল তখন কিন্তু সবাই সোজা হয়ে গেছে। তখন থেকে সবাই বাইকে helmet নিয়ে ঘুরে। so এইভাবে যদি আইন করে শিল্প কারখানা ও যানবাহনের দূষণটা কমানো যায় তখন কিন্তু বলব যে, অনেকখানি ক কমে যাবে আমাদের পরিবেশের দূষণ এবং জলবায়ু পরিবর্তন।
হুম। হুম। পরে। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, অনেকটাই কমে, অনেকটাই কমে আসবে এটা নিঃসন্দেহে সত্যি অনেকটাই দ্রুত কমে আসবে। আর এই যে, ব্যাপারটা, এটা যদি এখনই implement করতে আমরা দেরি করি তাহলে কিন্তু অনেক মানুষের জীবনযাপনের যে, pattern টা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে কিরকম? যেমন ধরুন, আ এ আমার উপকূলীয় অঞ্চলের কিছু বন্ধু-বান্ধব ছিল। ওরা বলল যে, ওদের ওখানে মানে ঝড়, জলোচ্ছ্বাস, হাবি-জাবির কারণে আগে ধান-টান ফলাইতে পারত কিন্তু এখন আর পারে না। এলাকায় অনেকেই যারা দেখা যাচ্ছে যে, নিজেদের জমিতে চাষবাস করে, নিজেদের মতো করে উৎপাদন করে, খেয়ে-পরে এলাকায় বেঁচে থাকত, এখন ওই এলাকা-টেলাকা ছেড়ে কাজের সন্ধানে শহরের দিকে যাচ্ছে হ্যাঁ, মানে ওইদিকে মানে লবণাক্ততা বেড়ে গেছে, ধান-টান ওইভাবে আর আগের মতো হয় না কেউ, কেউ ওই বেড়া দিয়ে ঘেরের মতো করে কিছু করতে পারতেছে। এ সেটার জন্য তো অর্থ লাগে সবার তো আর ওই পরিমাণ অর্থ নাই।
হ্যাঁ। হ্যাঁ, ভাই। হ্যাঁ। জি, ভাই। উ শহরে চলে আসছে হ্যাঁ। হুম, জি।